দেখুন, যে দর্শনের ক্ষেত্রটা অবশ্যই বদলেছে এবং না ওই travel এ না গেলে না এই জিনিসগুলো বদলায় না। আমি আসলে ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আসলে জীবন অনেক ছোট। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা যে আসলে ভুলটা করে থাকি, এ আসলে জীবিকার জন্যই করে থাকি আসলে এই ভুলটা। সেটা হচ্ছে গিয়ে, আমরা না ওই এক ঘেয়েমি ভাবে ধরতে মানে দৌড়াতেই থাকি। হ্যাঁ? একদম মনে হয় জীবন একটা রেস। একদম।
উম জ্বী। হু, হু। উম জ্বী। জি। মানে অ্যা কথায় আরকি ওই যে একই পাতে আরকি সবসময়ের জন্য চলা বা একঘেয়েমি জীবনযাপন করা। কোন প্রকার আসলে আ বহির্গত কোন চিন্তাভাবনা বা ওই যে ওই আরকি আসলে বিশ্বাস না করে আরকি, আ যেভাবে জীবন চলছে সেভাবেই চলুক। তাই তো?
উম উহু। <chuckles> একদমই, একদমই। একটা জিনিস দেখুন। যে যেটা হয় কি এর দ্বারা, এই যে দেখুন জীবনের আসলে আমরা এমন একটা ব্যা স্টেজে চলে এসেছি। যে এর মধ্যে না, দেখা যায় কি যে সেই ঘুম থেকে উঠছি, কাজে যাচ্ছি, কাজ থেকে ফেরত আসছি। এসে বাড়িতে ফ্রেশ-ট্রেশ হয়ে কিছু একটা দেখছি বা সময় কাটাচ্ছি কিছু একটা করে। অথবা সেই কাজ নিয়েই আবার চিন্তা করতে, করতে ঘুমিয়ে যাচ্ছি বা কোন কাজ ছেড়ে আবার ঘুম দিচ্ছি। আবার প্রতিদিন একই জিনিসই repeat হচ্ছে। কিন্তু শুধু সেভাবে কিন্তু জীবনটা না অনেক মনে হয় কি যে একটু valueless মনে হয় তখন। আসলে যতই টাকা কামিয়ে value আনতে চায় কিন্তু লাভ হয় না। হ্যাঁ? ওই যে একটা মিসিং একটা জিনিস সেটা থেকেই যায় ভেতর থেকে। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয় কি হ্যাঁ, যে আসলে দিনের পর দিন না একটা রুটিন এ আটকে থাকার থেকে না, আসলে একটু মানে বাঁচার একটা চিন্তা করা উচিত। যে আসলে কিভাবে বেঁচে থাকা যায় ভালোভাবে। হ্যাঁ? এবং সেই জিনিসটা না পুরোপুরি আমি পেয়েছি ভ্রমণে গিয়ে। কারণ, এখানে যেয়ে আমি শিখেছি যে আসলে কাজ আসবে, stress আসবে অনেক রকমের টেনশন সবই ঠিক আছে। সবই নেয়া যাবে। কিন্তু জীবনের কিছু একটা সময় এই যে, এগুলোর থেকে একটু থেমে একটু বিরতি নেয়া উচিত। একটু চারপাশে একটু দেখা উচিত। এবং লাগলে একটু সমুদ্রের পাড়ে যেয়ে হয়তো সেই সমুদ্রের একটু ঘ্রানটা নেয়া উচিত যে আসলে কেমন লাগছে। ঐযে ঐটুকুই মুহূর্তই না সবথেকে গুরুত্বপূর্ণ একটা জীবনের একটা <chuckles> হ্যাঁ।
উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। মানে? আ হ্যাঁ। বুঝতে পারছি। আ উম না। তাতো বটে। অ্যা হ্যাঁ। উম মানে উম বুঝতে পারছি। উহ আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। না, সেটা তো বটেই। উম জি। উম মানে, আপনি বলতে চাচ্ছেন, যে অ্যা একঘেয়েমি আসলে জীবনযাপনটা না কাটিয়ে, একটু নতুনত্বর অভিজ্ঞতার যে ব্যাপারটা আছে যে, যেমনটা আসলে ওই যে সমুদ্রের পাড়ে বা আপনার ওই যে সমুদ্রের পাড়ের চাঁদ দেখতে, দেখতে আসলে আ অ্যা সময় কাটানোর যে ক্ষেত্রগুলো। সেগুলোর আসলে অভিজ্ঞতাটাও নেওয়া উচিত। ঐযে আ জীবনের মধ্যে আসলে অ্যা সবসময় কাজ, কাজ না করে, একটু আসলে নতুনত্বটা যদি থাকে তাহলে আরকি দেখার দৃষ্টিভঙ্গি আর ওই যে মানসিক ক্ষেত্রটাও আরকি অনেক ক্ষেত্রে ভালো থাকে। তাই তো? জ্বী। তো আপনার ক্ষেত্রে আসলে জীবন দর্শনের ক্ষেত্রটা ঠিক কেমনটা বদলিয়েছে? এই ক্ষেত্রটা এখানে ইতিবাচক নাকি ঐযে নেতিবাচক? কারণ, আ অনেকে দেখা যায় যে শুধুমাত্র একটা জায়গায় যেয়ে আরকি আ বলে যে, সারাজীবন বলে বেড়ায় যে আমি কক্সবাজারে গিয়েছিলাম। বা আপনার আপ এই ধরনের কথা কিন্তু আসলে অনেকের মুখেই শোনা যায়। তো আপনার ক্ষেত্রে ঠিক বিষয়টা কেমন বা আপনার ক্ষেত্রে ওই যে আ দেখার দৃষ্টিভঙ্গিটা ঠিক কোথায় বদলিয়েছে আরকি?
উম উহু। হ্যাঁ। হু, হু। হ্যাঁ, একদমই। দেখুন হু, হু। <chuckles> <laughs> উম